জাপানে তো অ্যা ঐযে রোবট এমন বাইর হইছে মানে দেখতে মেয়ের মতো করে তৈরি করেছে। অ্যা বলছে চা তাঁর চা নিয়ে আসো। সত্যি বিস্ময়কর ব্যাপার। সে তার এমন ভাবে মানে ইয়া কম্পিউটারেও কিছু, কিছু আছে যে আপনার কণ্ঠস্বর বুঝতে পারে। অ্যা যে বলে যে এ এ মুখে বললে অক্ষর অ অ এসে গেছে এরকম সফটওয়্যার। হ্যাঁ, যে আপনি বলছেন যে আই এম মিটিং ঐ আই এম আই এম অক্ষর মানে চেক করে অক্ষর লিখতে আপনাকে টাইপ করতে হবে না। সম্ভবত কিছুদিন পরেই আরকি আপনার কিবোর্ড থাকবে না। আপনি মাইক্রোফোনে বলবেন। আপনার ওগুলো টাইপ হয়ে যাবে। কম্পিউটার নিজেই ধরে নেবে। নিয়া এটা বোধহয় বেশি দিন হয়েই গেছে বোধহয় মনে হয়।
জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বি, জ্বি, জ্বি। জ্বি, জ্বি, জ্বি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। জ্বী। জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এক জ্বী, জ্বী। আসলে, আসলে লাইক আমরা এখন যে টেকনোলজি নে মানে আমি যে টেকনোলজি নিয়ে কাজ করতেছি ওটা আসলে ঐরকমই। লাইক যেগুলো হচ্ছে মানুষে এর আগে আ অনেক কষ্ট করে কোড করে করা লাগতো। এখন আসলে এসব কিছুই করা লাগবে না। কিছুই করা লাগবে না আপনি শুধু যে জিনিসটা চান ওই জিনিসটা শুধু লিখে দিবেন বা মুখে বলে দিবেন। কম্পিউটার পুরো অটোমেটিক সবকিছু করবে আরকি। লাইক কম্পিউটারের লাইক আমরা যেমন আগে কিবোর্ডে কী চেপে বা মাউস চেপে করতাম না? ওই সবগুলো আসলে অটোমেটেড আসলে করা যাবে আরকি। আমরা যেই যে প্রজেক্ট নিয়ে আসলে কাজ করছি। সো আসলে ভবিষ্যতে AI এর দুনিয়া আমার কাছে মনে হয়। ভবিষ্যতে অনেক কিছুই চেঞ্জ হবে। AI নিয়ে আরকি। তাই না?
হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ নিশ্চয়। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়, নিশ্চয়, নিশ্চয়ই। হ্যাঁ, হ্যাঁ এতে আগামী ১০ বছরের মধ্যে মানে বিপ্লবের হ বিপ্লব ঘটে যাবে সম্ভবত এই, এই জগতে হ্যাঁ, তো ঠিক আছে আপনি।
জ্বী, জ্বী, জ্বী। বিপ্লব আসলে অনেক কিছু ঘটেই গিয়েছে। আপনি যদি দেখেন, আ আমা আমি যদি আমার অফিসের কথাই বলি ভাই মানে কিছুদিন আগেও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং অনেক ভালো ছিল না?
হ্যাঁ, ইতিমধ্যে ঘুরে গেছে। হ্যাঁ। আচ্ছা।
এ AI আসার পরে কিন্তু কোডিং এর জিনিসটা কিন্তু আসলে পুরোপুরি আমার কাছে মনে হয় আ সফটওয়্যার ইঞ্জিনিয়াররাও AI এর উপর ডিপেন্ডেন্ট হয়ে গেছে। লাইক AI যে কোডটা ধরেন ১ সেকেন্ডে করে দিতে পারতেছে বা ১০ সেকেন্ডে করে দিতে পারছে। একজ জ্বী, জ্বী
হ্যাঁ। আচ্ছা আমি AI এর আমি একটা আমার ছেলেও ওই কম্পিউটার ইঞ্জিনিয়ার তো। তো একটা কি কি কি যেন একটা প্রশ্ন করে ওই AI থেকে একটা কম্পিউটার জবাব দেয়। যে আমার এই, এই অসুখের এই সিম্পটম দেখা দিছে আমি কি করবো? হ্যাঁ। তো মানে এটা কীভাবে হচ্ছে সে বলল যে আপনি অ্যা এই, এই ঔষুধ ব্যবহার করতে পারেন। আর যদি মানে কাজ না হয় তাহলে আপনি একজন স্ক্রিন মানে আ ডক্টরের কাছে যে মানে ওই ইন্টেলিজেন্স থেকেই
আচ্ছা। জ্বি, জ্বি। জ্বী, জ্বী, জ্বী। জ্বী। জ্বী, জ্বী, জ্বী। এই যে জ্বী, জ্বী। আ হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আপনি ChatGPT কথা শুনেছেন? ChatGT জ্বী, জ্বী ঐটা হচ্ছে আসলে ChatGPT আরকি।
তা আমি দেখলাম যে কোন প্রশ্ন করে তাকে আটকানো যাচ্ছে না। মানে দর্শন, বিজ্ঞান যেকোনো হ্যাঁ।
জ্বি, জ্বি ChatGPT এটা আপনিও use করতে পারবেন। ChatGPT আরকি এটার নাম।
তবে ওই ডাক্তারি ব্যাপারে বলে যে আমি যতটুকু জানি সে বলতেছে। তো আমি জানালাম তবে আপনি এর মু যদি ভালো সলিউশন পান, চান তাহলে ভালো ডাক্তারের কাছে আপনি যোগাযোগ করেন। আচ্ছা ভালো হ্যাঁ।
জ্বী, জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী, জ্বী। জ্বী, জ্বী ভালো থাকবেন। আসলে আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো আপনার ভবিষ্যৎ পরিকল্পনা গুলো অনেক সুন্দর। আ যাতে সফল হন সেই আশাই করি আরকি। ধন্যবাদ।
আচ্ছা, ভালো থাকবেন। ঠিক আছে ধন্যবাদ। আম শুভ দুপু